আমি এটা নিয়েই একটু চিন্তা ভাবনার ভিতরে আছি। কিন্তু চেলেঞ্জ তো আসলে সব জায়গায় থাকে। চ্যালেঞ্জ টাকে হচ্ছে আমি ভয় পাই না। বা মানে সে আত্মবিশ্বাসটা আছে যে আচ্ছা আ যেকোনো সমস্যা হইলে বা যেকোনো প্রবলেম হইলে সেটা হয়তো কাটায় উঠতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে ডাইভ দেওয়ার যে বিষয়টা আমি অ্যা একটা জায়গায় যাচ্ছি। অপরচুনিটি কোস্ট বলে আরকি। আমি এদিকে যাচ্ছি মানে আমি অন্যদিকে যাইতে পারবো না। আ বিষয়টা এরকম। তো সেই জায়গা থেকে হচ্ছে আ সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টা যে না আমি এদিকে চেষ্টা করব। আ একদম সবকিছু বাদ দিয়ে ১ বছর বা ২ বছর আমি চেষ্টা করব। সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা আসলে অনেক সময় নড়বড়ে হয়ে যায় যে এখন আমার অর্থনৈতিক অবস্থাটা কি আছে সেটা চিন্তা করে। দেখা যাচ্ছে আমি সেদি ইয়ে মানে ফেইল করার পসিবিলিটি তো থাকেই। তাই না? যেকোনো স্টার্ট আপ এ বা যেকোনো কিছুতেই ফেইল করার একটা ভালো পসিবিলিটি থাকে, এবং যেহেতু হচ্ছে আপনি বললেন যে এটা হচ্ছে পবিত্র বাংলাদেশ। তো সেখানে তো আসলে কিছু, কিছু ক্ষেত্রে আসলে সংশয়টা একটু বেশিও থাকে। আ বিভিন্ন ধরনের অস্থিরতা অস্থিরতার বিষয় থাকে। তো সেক্ষেত্রে অ্যা আ সেটাকে আ অনেক সময় আ অস্থিরতার স অস্থিরতারকে হচ্ছে সম্ভাবনা হিসাবেও কাজে লাগানো যায়। কারণ এক এক বিখ্যাত ব্যক্তি একজন এক অ্যা প্রস্তুতি নিচ্ছি, টুকটাক মানসিক প্রস্তুতিটা এখন নিচ্ছি আরকি। তো আমি আমি মনে করি যে মানসিক প্রস্তুতিটা যদি আসলে নেওয়া সম্ভব হয়, এবং আ যদি ঐরকম একটা সার্কেল বা ঐরকম একটা সংঘ থাকে একটা টিম থাকে আ যাদেরকে নিয়ে আসলে ডাইভ টা দেওয়া যাবে বা যারা হচ্ছে ওইরকম ডেডিকেটেড থাকবে এবং আ সবচেয়ে বড় কথা হচ্ছে স্বপ্নটাই একই রকম থাকতে হবে, যে আমরা একই রকম স্বপ্ন দেখি। তো সেটা যদি আসলে এলাইন করে তখন আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জ গুলাকে অতিক্রম করে কোন একটা কিছু করা সম্ভব হবে আরকি।
আচ্ছা, চমৎকার। একদম, একদম। আচ্ছা। <laughs> একদম, একদম। হুম। অবশ্যই, অবশ্যই। <chuckles> হ্যাঁ। একদম। হ্যাঁ, এটা বেশ চমৎকার। মানে প্রস্তুতি নিচ্ছেন আপনি। ব্যাপারটা নিয়ে আসলে উম ভিতরে, ভিতরে প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, মানসিক প্রস্তুতি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম, হুম। উ হুম। আ চমৎকার, চমৎকার। চমৎকার। চমৎকার তো অ্যা এক্ষেত্রে কিন্তু দেখা যায়, যে ব্য বাবা-মা সমাজ ঠিক আছে পরিবেশ পরিস্থিতি, প্রেমিকা সবাই কিন্তু আসলে দেখা যায় যে মুখের দিকে তাকিয়ে থাকে, যে কিছু একটা তো নিশ্চয়ই আপনার কাছ থেকে আসবে। তাই না? <scoffs> তো এই যে একটা মানুষের প্রত্যাশা বা মানুষের কিন্তু দেখা যায় কি যে অ্যা ত সবার উপরে কিন্তু একটা আর্থিক দায়-দায়িত্ব থাকে। সামাজিক দায়-দায়িত্ব থাকে। তাই না? তো পুরো ব্যাপারটা যখন কিনা আপনার স্বপ্নের সাথে অ্যা দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু আসলে ক্লাশ করে ফেলে। বা একটু দেখা যায় যে অ্যা ম আ হয়তোবা মিলতেছে না। স্বপ্ন একরকম দেখা যায় যে সবার প্রত্যাশা আরেক রকম। ব্যাপারটাকে কিভাবে করে সামাল দিবেন সেটার ব্যাপারে কি কোনো প্রস্তুতি আছে নাকি?
<clears throat> হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই, ভ নিশ্চয়ই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ।

হ্যাঁ, এখন হচ্ছে এই ধরনের কিছু চিন্তাভাবনা আমার ভেতর আছে। সাম্প্রতিক সময় আমি চিন্তা করতেসি। যদিও একটু confused যে আসলে চাকরি-বাকরির ভেতরে ঢুকে যাব কিনা? বা traditional যে লাইফ সে লাইফের ভেতর ঢুকে যাব কিনা। নাকি একটু চেষ্টা করে দেখবো। ৬ মাস ১ বছর ২ বছর একটু ট্রাই করে দেখবো যে কিছু হয় কিনা বা কিছু করতে পারে কিনা। তো ও খুব বড় হওয়ার বা মানে বিলিয়ন, বিলিয়ন ডলার বা ওইরকম স্বপ্ন মানে আমা আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি স্বপ্ন দেখা বা ওইটা আসলে প্রয়োজন নাই। হ্যাঁ? দেখা যায় $১,০০০,০০০,০০০ ডলার আ আমি আমার ১৪ গুষ্ঠী মিলাও হয়তো খরচ করতে পারব না, যদি মনে ভালোভাবে বা ঠিকঠাকভাবে খরচ করি। অ্যা আমার কি চাহিদা আমার খাওয়া-দাওয়া চাহিদা, থাকার চাহিদাটা এইটা এতো টাকা লাগে না। তো আমার কথা হচ্ছে, যে মিনিমাম একটা amount ধরেন যদি ওরকমভাবে generate করা যায়। সাম্প্রতিক সময়ে আমি যেটা নিয়ে চিন্তা করতেসি আমি AI নিয়ে টুকটাক আ মানে পড়াশোনা করতেসি এবং টুকটাক ঘাটাঘাটি করতেসি আরকি। যে যদি সেখানে কিছু করা যায় আ তো হয়তো ১ম, দিকে তো সব কাজই আসলে নিজের করতে হয়। নিজে শুরু করতে হয়। একদম আ A-Z ধরেন জুতা সেলাই থেকে চন্ডীপাঠ যেটাকে বলে। শুরুর দিকে তো পুরোটাই নিজেকে করতে হয়। তো সেটার জন্যই আসলে এখন নিজেকে প্রস্তুত করতেসি। টুকটাক আ কাজ করতেসি, কাজ শিখতেসি এবং কিছু, কিছু স্বপ্নও দেখতেসি। তো একটা পর্যায়ে ইচ্ছা, ইচ্ছা আছে যে একটা কাজ যেটা আমি একবার করে ফেলছি। পরের বার সেই কাজটা আমি করব না। পরের বার সেই কাজটা আরেকজনকে বুঝায় দিব সে করবে, হ্যাঁ তো আ
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। উম আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একদম। হুম, হুম। আ চমৎকার, চমৎকার! একদম, একদম, একদম। অ্যা হ্যাঁ। চমৎকার! চমৎকার, চমৎকার! আ মানে এই ব্যাপারটাকে আপনি automation এর দিকে নিয়ে যাবেন ধীরে, ধীরে?
automation এর দিকে হ্যাঁ, automation হচ্ছে মূল process টা কিন্তু দেখা যাচ্ছে human ও তো লাগবে জিনিসটা রান করতে বা ইউজ করতে। তাই না? তো আমি চাচ্ছি যে একটা কাজ আমি একবার করে পরবর্তীতে সেটা হচ্ছে আরেকজনকে দিয়ে replace করে দেব। আর তারপর আমি নতুন একটা কিছু শিখবো সেটা আরেকজনকে দিয়ে replace করে আ ধরেন কয়েকবার ঘুরে জিনিসটা একটা চক্রের মধ্যে নিয়ে আসবো আরকি। এরকম একটা চিন্তাভাবনা আছে যে আসলে সেটা যাতে নিজে নিজেই ঘুরতে পারে হ্যাঁ।
একদম, একদম, একদম অবশ্যই। হুম, হুম। আ ব্যাপারটা চমৎকার, চমৎকার! তো এক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখা যায় কি যে অ্যা এক্ষেত্রে একটা ভয় কাজ করে সবার মধ্যে, যে নতুন কিছু আইডিয়া হুম? generate কৎ করার পরেও দেখা যায় কি যে আ কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু আসলে মানুষ ভয় পায় যে আসলে প্ল্যানটা successful হবে নাকি? বা পরিবেশ পরিস্থিতি আসলে সামাল দেওয়া যাবে নাকি। আ কারণ দেখা যায় যে ব্যা বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হ্যাঁ, অ্যা কোন একটা ব্যবসা বা কোন একটা নতুন একটা আইডিয়া generate করে সেটাকে successful করা কিন্তু বেশ কিন্তু আ অনেক চেলেঞ্জের এর মধ্যে দিয়ে যেতে হয়। চেলেঞ্জ এর মধ্যে দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার মন মানসিকতার উপর বিশ্লেষণ করে আপনি নিজে আসলে কি মনে করেন যে আ আপনি আসলে কতটুকু আসলে এই ব্যাপারগুলো নিয়ে ভেবেছেন এবং কতটুকু আপনি প্রস্তুত?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম। অনেক কঠিন এবং চেলেঞ্জ অনেক চেলেঞ্জ। রাইট, হ্যাঁ।